আসলে ঠিকই বলেছেন। এরকমটা মাঝে, মাঝে হয়। অ্যা যেমন অ্যা আমি যদি বলি এরকমটাও হয়েছে যে তখন এতটা ফোন আমার অ্যা ছিল না, ব্যবহার করতাম না। তো স্কুলে বা কলেজে থাকতেই বলতাম যে "এই হচ্ছে আমরা অ্যা অমুক জায়গায় যাবো, এই কয়টার সময় এখানে এসে দাঁড়িয়ে থাকবি।" তো দেখা যাচ্ছে আমরা কয়েকজন এসে দাঁড়িয়ে আছি, আরেকজন আসছে না তো আসছেই না বলতে পারেন। সে যে কয়টার সময় টাইম দিয়েছি, তার থেকে আরও ১/২ ঘণ্টা ১ ঘণ্টা পরে আসছে। তখন বলতে পারেন তার সাথে ভীষণ রাগারাগি যে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো এটা খুবই একটা প্রেসারও ফেলে তখন। এ বিরক্তি লাগে বুঝলে রাগ হয়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, pressure ও ফেলে দেয়। মানসিক রাগ হয়, মেজাজ মেজাজ একটু বা মেজাজ খারাপ হয়ে যায় আসলে। কিন্তু পরে যদি আবার ওই বন্ধুটা ভালো করে কিছু বলে, suppose এসে বলল, "এই তোদেরকে তো আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি। চল ঝালমুড়ি খেয়ে আসি। আ চল কোথায় যাবি?" এরকম করে যদি বলে তখন কিন্তু আমরা রাগ-বিরাগ করে ২-১ টা কথা বলে ফেলি। কারণ ভেতর থেকে কিন্তু ওই সুখটা কাজ করে। কিন্তু সে যদি এসে বলে যে "আ তোরা দাঁড়িয়ে আছিস, আমি তোদেরকে দাঁড়ায় থাকতে বলছি নাকি? তোরা এরকম করে দাঁড়িয়ে থাকবি কেন? আমার যখন মন চায় আমি তখন আসব।" এরকম কথাবার্তা বললে কিন্তু বাকি সবাই পুরোপুরি আ মানে বাজে অবস্থা হয়ে যায়।
উম একদমই ঠিক বলেছেন। অ্যা হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম, হু। জি। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়নি আ আস অবশ্য আমাদের ফ্রেন্ডশিপ ছিল বেশ ভালো। বলতো "আরে নেনে হয়েছে, হয়েছে। আর রাগ করিস না। চল যেখানে যাচ্ছি তাড়াতাড়ি যাই। দেরি হয়ে যাবে।" তো সব সমস্যা আমাদের মিটে গেল তখনই।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, এরকম এ অবশ্যই, অবশ্যই। আচ্ছা, বন্ধু তৈরি করা যদি আমি আপনাকে বলি। যে মানুষ আসলে দেখা যায় যে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব তৈরি করতে যায় বা বন্ধুত্ব করতে যায় বা করে ফেলে। আমার কি আচ্ছা বন্ধুত্ব কি করা যায় নাকি এটা আসলে হয়ে যায়?
হ্যাঁ। হুম, হুম। <smacks lips> আমার মনে হয় বন্ধুত্ব করা লাগে না, বন্ধুত্ব হয়ে যায়। এটা একটা মনে হয় আবেগের বিষয়, ভালো লাগার বিষয়। কারণ হচ্ছে আ দেখা যাচ্ছে বন্ধু তো আর গেলাম আর তৈরি করে ফেললাম বা হয়ে গেল এমনটাও না। হ্যাঁ, অবশ্যই। দেখা যাচ্ছে আমি যার সাথে মিশছি কয়েকদিন, অ্যা দেখছি যে না আসলে এর মানে ব্যবহার বলেন, সততা বলেন সবকিছু আমার দিকে তার অ্যা কিরকম আকর্ষণ। সবকিছু যদি ভালো লাগে হুম, ভালো লাগছে, তো তারপরে হয়তো মনে হয় যে না এর সাথে ফ্রেন্ডশিপ ভালো ভাবেই হয়ে যাচ্ছে, অটোই হয়ে যায় বলতে পারেন। ইস কলেজে থাকতে তো এরকমই হতো যে চিনি না জানি না, একসাথে এসে পাশাপাশি বসে কথা হচ্ছে। এর গ আমার গল্প তার গল্প শুনছি। এগুলো করতে, করতে দেখা যায় প্রত্যেকদিনই অ্যা কলেজে যাচ্ছি, বেঞ্চে একই সাথে বসছি। হতে, হতে একটা ভালো সম্পর্কও হয়ে গেল বলতে পারেন বন্ধুত্বও খুব ভালো হয়ে গেল।
<chuckles> ব্যাপারটা এরকম না, <smacks lips> একদমই এরকম না। at least ওনার সাথে হ্যাঁ, হ্যাঁ, ওর সাথে ওর সাথে কথা বলতে বা থাকতে ভালো লাগে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।